জি। আসলে আমাদের আ দেশ এখনো পুরোপুরি এইটা থেকে বের হতে পারেনি তো আমাদের society টা মানে আ যে এই ব্যাপারটা থাকে। মানে আমরা নিজেরাও feel করি যে মানসিক ভাবে অসুস্থ ভ বোধ করা আ বা একটু disturb feel করা বোধহয় প্রায় পাগলের কাছাকাছি। আবার হচ্ছে আম আশেপাশের মানুষ society র মানুষজন তারাও আসলে এরকমটাই ভাবে। তো অ এটা আসলে অনেক আগে থেকেই এরকম হয়ে আসছে বলে দেখা যায় যে আমরাও comfort feel করি না। এ even কাছের মানুষের সাথেও share করতে অনেক সময় comfort feel করি না। হুম, হুম, হুম।
হুম, হুম। হু, হু। আচ্ছা। একদম। একদম। মানে, ওইযে পরম্পরাভিত্তিক একটি বিষয় যেরকম হয়ে যায় না? ওইটাই হয়ে যায়। ওই আর বিশেষ করে সবারই মধ্যে ওই egoistic বিষয় থাকে মূলত এই কারণেই maybe আ বেশি হয়ে থাকে যে, আ কি দরকার মানসিক স্বাস্থ্য যেরকমই থাকুক, আমারটা আমি বুঝে নিব বা কাউকে বললে সে আসলে কি ভাববে? এই বিষয়গুলো এবং পাশাপাশি ওইযে বললেন না যে? বর্তমানে সমস্তই এরকম হয়ে গিয়েছে। কেউই কারো মানসিক সমস্যা নিয়ে কথা বলতে চায় না। এটাই কিন্তু আসলে প্রধান সমস্যা আমার কাছে মনে হয়। তো এইটা কি আসলে আমাদের মানসিক স্বাস্থ্যটাকে যেই অবনতি বা উন্নতি সেটির থেকে কোনো বেশি প্রভাব ফেলে কিনা সেটাকে কিভাবে দেখছেন আপনি?
জি। হুম, হুম, হুম, হুম। জি। হুম, হুম। অবশ্যই অবণিতির অ্যা দিকে ধাবিত করে আমার তো মানে সেটা তো বোঝাই যাচ্ছে। আসলে, মানে মানসিক সমস্যা উম যখন শুরু হয় এবার অ্যা দিনের পর দিন যখন আমি কাও কারোর সাথে সেটা share করতে পারব না অ্যা কিংবা কোনো ধরনের সাহায্য চাইতে লজ্জা বোধ করব। আবার এদিকে আ এটাও মনে করব যে এটা আসলে এমন কোনো কিছু না যে যার জন্যে ডাক্তার দেখাতে হয় বা মানে কোনো চিকিৎসকের সাহায্যের দরকার আছে হ্যাঁ, হ্যাঁ। তখন আসলে এই সমস্যাটা আমার ভেতরে থাকতে থাকতে আরও অ্যা বেড়ে যাবে দিন, দিন।
হুম, হুম। হুম, হুম। আচ্ছা। হুম, হুম। আচ্ছা। না, ওইভাবে গুরুত্ব না দেওয়া আরকি। হুম, হুম। ওকে। না, অবশ্যই এটা বেশ ভালোই বললেন বা আপনার সাথে আমি একমত যে, আ এটাকে আমরা ১ম দিকে খুব একটা গুরুত্ব দেই না। মানসিকভাবে depressed হওয়া বা মানসিক শান্তি regular না পাওয়া, মানসিক কারণে ঘুম না হওয়া এটা যে ধীরে, ধীরে আমাদের শারীরিক ক্ষতি করতে পারে এবং আ শারীরিক আ সমস্যার মতো মানসিক সমস্যাটাই সমানভাবে গুরুত্ব দেওয়া উচিত সেটা কিন্তু আসলে আমরা মানি না বা অনেক সময় মনে হয় না। যেমনটি আপনি দেখেন, আপনার হাত ব্যথা করলে আপনি কাজ করতে পারছেন না। কিন্তু ১ম দিকে আপনি মানসিক স্বাস্থ্যটি যদি খারাপ থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি আ কিছুটা চালিয়ে নিতে পারেন। এই সমস্যাটা কিন্তু হয়। কিন্তু পরে যখন এটি আ বড় আকার ধারণ করে তখন কিন্তু আ মানসিক দিক থেকে আমাদেরকে হয়তো শারীরিকভাবে বড় ধরনের ক্ষতি হয়ে যায় এবং যেটা আসলে পরে সমাধান করা কিন্তু বেশ কষ্টসাধ্য হয়ে পড়ে। তো এক্ষেত্রে আমার আসলে মনে হয় যে, এটা নিয়ে এইযে লজ্জাবোধ করা উচিত, বা লজ্জা পাওয়া উচিত সেটা কিন্তু একদমই উচিত নয়। পাশাপাশি সেটা থেকে বের হয়ে আসা। এক্ষেত্রে আসলে যখন কেউ বের হতে চাবে, তখন আসলে তার যে পরিবারের আশেপাশে আ রয়েছে বা তার যে বন্ধু-বান্ধব তাদের আসলে কিভাবে সমর্থন করা বা কিভাবে আসলে নিজেদেরকে প্রস্তুত রাখা যায়?
হুম, হুম। হুম, হুম, হুম। হুম, হুম। হুম, হুম, হুম। হুম, হু। হুম, হুম, হুম, হুম। জি। হুম, হুম। জি।